<chuckles> আচ্ছা, না আসলে এ ধরনের ঘটনা কিন্তু ঘটে আরকি। আ সাথে আপনি যদি বিশেষ করে 'চিটাগাং' এর দিকে যান তাহলে এই ধরনের ঘটনা আসলে আরেকটু বেশি ঘটে আরকি। কারণ আ ঐখানকার ভাষাগুলো শুনলে আসলে মনে হবে যে উনি আপনাদের ওনারা আপনাদেরকে গালি দিচ্ছেন। আর সিলেটের আর আপনি <scoffs>
জী। হ্যাঁ। ওহ মাই গুডনেস। হ্যাঁ। সেটাই। এ মানে আমার কাছে মনে হয় কি ধরেন যে মানে 'সিলেটি' ভাষা তাও একটু হালকা পাতলা বোঝা যায় আরকি। ঠিক আছে? "খাইবার লাকছনি?" এ এ এরকম মানে একটা টান থাকে। মানে বাংলা ভাষার কিন্তু ব্যবহার আছে টুকিটাকি। বাট চট্টগ্রামের যে ভাষার কথা বললেন না আমার কাছে তো মনে হয় এটার কোনো মানে বাংলা ভাষার কোনো কাতারেই পরেনা।
হ্যাঁ, হ্যাঁ। জী। হুম, হুম। হ্যাঁ, জী। হু, হু, হু। জী, জী। হ্যাঁ। জী।